Right. তো তখন বলার পরে আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে। জিনিসটা যখন নিয়েই ফেলছি তখন কিছু টাকা তো এখানে invest করাই লাগবে। তো দিলাম তাকে আরও কিছু টাকা। টাকা দেওয়ার পরে সে, আ সে আমার আর ফোন তোলে না বা হচ্ছে আমার সাথে কথা বলে না। এরপর <clears throat> <smacks lips> Right. তবে <smacks lips> এইটা হওয়ার একমাত্র কা মানে আমি তাকে বিশ্বাস করেছিলাম তার পিছনে একটা বড় কারণ ছিল। কারণ, আ সে তার নি তা হ্যাঁ অবশ্যই। মানে তার Facebook account-এ পরিষ্কারভাবে দেওয়া ছিল যে, মানে তার অনেক সে post করেছে যে "আমি এই জিনিসটা বিক্রি করছি অন্য কেউ নিতে যেতে চাও কিনা?" তার comment-এ অনেকেই বলছিল যে "হ্যাঁ, খুব ভালো service দেয়, খুব ভালো জিনিস sell করে, খুব কাজে আসছে আমার" ইত্যাদি, ইত্যাদি। তো আমি সেটা দেখেই
হ্যাঁ। ওকে। আচ্ছা। আপনার সাথে আপনাকে contact back করছে না উনি আর। ghost করে দিচ্ছে আপনাকে। ওকে। সে কারণটা বল বলা যাবে? হ্যাঁ। আচ্ছা। স আচ্ছা, এক্ষেত্রে আমরা শুনেছি অনেক সময় হয় কি? যে, আ এখানে seller রা নিজেরাই নাকি অনেক সময় আ অন্য কাউকে দিয়ে এই ধরনের post গুলো করে থাকে হ্যাঁ, হ্যাঁ।
হুম। multiple account দিয়ে করায়। হ্যাঁ, হ্যাঁ। অনেক account দিয়ে তাদের নিজের মধ্যে আসলে এগুলো করায় ফেলে। তো <smacks lips> এমন অবস্থা হওয়ার পরে আমি আসলে, আ ওই comment গুলো check করলাম, মনে হলো যে বিশ্বাসী। কিন্তু দু দিন যাওয়ার পরেও যখন আসলে তার কাছ থেকে কোনো response পেলাম না, তখন বুঝতে পারলাম যে "হ্যাঁ, আসলেই আমি scam হয়েছি" এবং ওটাই আমার ১ম experience। এরপরও তখন ঠিক করলাম যে, আর কাউকে আসলে না জেনে না বুঝে টাকাটা পাঠাবো না। কিন্তু আসলে একই জায়গায় যেয়ে আবার ফাঁসতে হয়। <chuckles>
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলাম। আ আচ্ছা, বুঝতে পারলাম। আসলে এটা তো আর কিছু করার নেই আপনার বিশ্বস্ততা রাখা ভালো। <smacks lips> তো আচ্ছা, আপনার এখন কি মনে হয় যে, আপনি যখন ১ম scam হয়েছিলেন আর এখনকার যে smart, ক smart যে জগতটা আসছে, তো এখানে যে নতুন scam গুলো আসছে তো এগুলো কি আগের তুলনায় কতটা smart হয়েছে আসলে?
হুম। হুম। আ অনেকটাই বলব আমি। কারণ আগের যে scam গুলো ছিল এগুলো খুবই সহজ। ওই যে আমি বললাম যে, <clears throat> নিজের Facebook page-এ review নিয়েছে কোনো একভাবে। তারপর মানে নিজেকে
ওকে। হ্যাঁ। মানে আগের scam গুলো mainly আ মানুষের ভরসাগুলো নিয়ে তারপরে scam গুলো করত।
Right, right. হুম, হুম, হুম। <smacks lips> কিন্তু এখনের scam গুলো এতটা sophisticated যে, অ্যা একেবারে পরিচিত একটা website ধরে নেন, অ্যা google.com, ওরা Google-এর G-র পরে একটা O বা উ উম বেশি দিয়ে ওটা নিজেদের website বানিয়ে নেয়। <smacks lips> এরপর Google-এ ঢোকার বদলে যদি ভুল করে একটা O বেশি দিয়ে দেন, তাহলে ভুল website-এ ঢুকে যাবেন। এরপর আপনি ওখানে গিয়ে টাকা spend করতে যাবেন। দেখবেন যে আপনার টাকাটা spend হচ্ছে কিন্তু আসলে কোথায় যে spend হচ্ছে? এটা আপনি বুঝতে পারবেন না। কারণ আপনার জিনিসটাই আপনি পাবেন না। Right.
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এটা আসলে ধরারও কোন উপায় নেই। কারণ আপনার আমার মত যদি সাধারণ কোন user থাকে বা যাদের বয়স্ক থাকে, তারা আসলে এটা ধরতেও পারবে না। কারণ সবাই তো আর ওই আ আপনার domain টা check করবে না।
Right. হুম। Right, right, right.